আসলে না, আমি বেশ কিছুদিন ধরে, মানে মনে হচ্ছে যে, আসলে খুবই ক্লান্ত, ক্লান্ত লাগছে মানে বুঝে উঠতে পারছিলাম না যে, আসলে আ কেন ক্লান্ত লাগছে এতটা। তো আ কি করব, বুঝে উঠতে পারছিলাম না। তো এইজন্যেই আসলে আ কার কাছে গেলে আসলে যে হয়তো সমাধান পাওয়া যাবে, তো এ নিয়েই আসলে আপনার কাছে আসা। এবং আপনি যদি আসলে আমাকে একটু পরামর্শ দেন, আসলে কি করে আসলে আমি এই সমস্যাটা আসলে সমাধান করব। তো আসলে যদি আপনি একটু পরামর্শ দেন, আমি আসলে খুবই উপকৃত হতাম।
জি। জি, অবশ্যই। আমি আসলে বুঝতে পারছি, আপনার কথা শুনে, যে অনেকদিন ধরে আপনি একটু বিভিন্ন বিষয় নিয়ে একটু এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত। তো আপনি যদি একটু আমাকে ক্লিয়ার করে বল বলতেন যে, ঠিক কোন কারণে আপনার মধ্যে এমনটা হচ্ছে এবং কবে থেকে হচ্ছে এটা?
আসলে বেশ অনেকদিন হয়ে যাবে। প্রায় ১ থেকে ১.৫ মাসের মতো হবে। আসলে আমি আ সকালে ঘুম থেকে উঠছি ঠিকই। কিন্তু মনে হচ্ছে যে, এখনো হয়তো আমি ঘুমুতেই যাইনি। এরকম একটা অনুভূতি হচ্ছে। চোখে ঘুম, ঘুম ভাব। এবং আসলে সকালে উঠতে হয় বিশেষ করে আমার ইউনিভার্সিটিতে ক্লাস থাকে। তো সেখানে যাওয়ার জন্য উঠি। কিন্তু মনে হয় যে, মনে হয় এখনো আমি ঘুমাইনি। এখনো মনে হচ্ছে যে আ পুরো রাত বাকি আছে। তো উঠে যখন আ ইউনিভার্সিটি তে যাচ্ছি, সেখানে কিন্তু আবার আমার ঘুম পাচ্ছে। আ চোখে ঘুম, ঘুম ভাব। এবং ক্লাসে যে একটু অ্যাকটিভ থাকবো, সেটা কিন্তু আমি পারছি না এককথায়। মাঝে, মাঝে এমনও হয়ে যাচ্ছে যে, এ ক্লাসে, ক্লাস চলছে। কিন্তু আমি কিন্তু ঘুমিয়ে পড়ছি। আ তারপরে সারাদিন কেমন জানি ক্লান্ত ভাব। খুবই টায়ারড লাগে। তো এই নিয়ে আসলে খুবই দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম। যে আসলে কিভাবে আ আমার এই যে ক্লান্তি ভাবটা আসলে দূর করব, সেটা না বুঝে উঠতে পারছিলাম না। তো আপনি যদি আসলে আমাকে একটু পরামর্শ দেন, আসলে কিভাবে এই ক্লান্তি ভাবটা আমি দূর করব?
হুম, হুম। হুম। জি, আমি আসলে বুঝতে পারছি যে এইটা কিন্তু চিন্তিত থাকাটাই স্বাভাবিক। যেহেতু আপনি কোন কিছুতে মনোযোগ দিতে পারছেন না এবং সকালে ঘুম থেকে উঠার পরেও খুব ক্লান্তি লাগছে। আচ্ছা আপনি কি একটু উম ঠিক করে, ক্যালকুলেট করে দেখেছেন যে আপনার আসলে রাতের ঘুম কত ঘন্টা হয় কিংবা এইযে আপনি ঘুমাতে যাচ্ছেন আ এটা কি একদম প্রপারলি বেশ ডিপ স্লিপ হয় নাকি আ অনেকবার ঘুমটা ভেঙে যায়?
হু, হু। হ্যাঁ, আসলে আমার আমি ঘুমাতে, ঘুমাতে প্রায় অনেকটা দেরি হয়ে যায়। যেমন ধরেন যে, আ ২ টো থেকে ৩ টার মধ্যে আসলে ঘুমোই এবং সকালে ক্লাস থাকে। আ ইউনিভার্সিটিতে আসলে ৮ঃ৩০ টা ৯ টার থেকে তো আমাকে আ বাসা অবশ্য অনেক দূরে হওয়ার ফলে ১-১.৫ ঘণ্টা আগে আসলে আমাকে বের হতে হয়। নাহলে আমি সময় মতো পৌঁছাতে পারি না। তো ধরেন যে, আমি ৬ঃ৩০ টা ৭ টার দিকে আসলে ঘুম থেকে উঠি, এই সময় আসলে ফ্রেশ-ট্রেশ হয়ে বের হয়ে যেতে হয় বাসায়। আসলে ঘুমের যে বিষয়টা বললেন যে আসলে আ গভীর ঘুম হয় কিনা? তো, আ বেশ অনেকদিন ধরেই আসলে সমস্যাটা হচ্ছে যে, ঘুমোচ্ছি কিন্তু এর মাঝখানে বেশ, কেন জানি না বেশ, এডিট ১ থেকে ২ বার আবার কখনো, কখনো বেশিই আসলে আমার ঘুমটা ভেঙে যাচ্ছে কেন জানি বুঝ বুঝি না। তো এ নিয়েই আসলে আ আপনি যদি বলেন যে আসলে কিভাবে এই সমস্যাটা আসলে সমাধান করব একটু যদি বলেন তো?
উহু। উহু। হুম। উম হু। আচ্ছা। জি, বুঝতে পারছি। এটা আসলে বেশ একটু চিন্তিত থাকাই স্বাভাবিক। কিন্তু আপনি বলছিলেন যে আপনার, আপনি ঘুমাতেই যান প্রায় আ ২ টা থেকে ৩ টার দিকে। তো এইটা আসলে কিন্তু খুবই আনহেলদি একটা টাইম এবং আপনি তো সকালবেলা উঠেই আপনার ক্লাস করতে হবে, তো আপনি খুবই কম টাইম পান ঘুমানোর এবং তার মধ্যেও ঘুমের ব্যাঘাত ঘটে। তো আসলে এই ব্যাপারটা কিন্তু স্বাভাবিক যে ঘুম কম হলে আপনার খুব ক্লান্ত লাগবে। আপনি এনার্জি পাবেন না ঠিক মত। কোন কিছুই আ মাথায় ঢুকবে না প্রপারলি। তো এইযে রাতে এত দেরি করে ঘুমাতে যান এটাতো আসলে প্রপার টাইম না। আ ঘুমাতে যাওয়ার। আসলে কি অ মানে অনেক অক ব্যস্ত থাকেন বা সারাদিনের কাজ শেষে এসে কি অনেক অ বেশি কাজ থাকে যেটা করতে, করতে এত দেরি হয়ে যায়? নাকি আসলে অনেক সময় দেখা যায় যে, ফোন স্ক্রল করতে বা ফোনটা নিয়ে গে শুলে দেখা যায় যে, উম হয়তো ১১ টা ১২ টার দিকে শুয়েছেন। কিন্তু এইযে ফোন স্ক্রল করতে, করতে দেরি হয়ে গেছে। কোনটা হয় আসলে?
হুম। হুম। না আসলে আমার কাজ থাকতে তেমন সেরকম কোন কাজ নেই। এই হয়তো ক্লাস শেষে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া এবং আ হয়তো সন্ধ্যার দিকে বাসায় আসা। কিন্তু তারপরে খেয়ে হয়তো আ একটু পড়াশোনা করলে করলাম, না হলে আসলে আ বিশেষ করে আমি গেম খেলতে খুব পছন্দ করি আসলে। তখন বাসায় এসে আসলে খাওয়া-দাওয়ার পরে রাতের আমি পিসিতে বসে আসলে বেশ গেম খেলি অনেকক্ষণ এবং গেম খেলার পর শুয়ে পড়ি ঘুমানোর জন্যে। কিন্তু কেন জানি না আমার ঘুম আসে না। আ তো অনেকক্ষণ বে বিছানায় শুয়ে থাকার পরও যখন ঘুম আসে না তখন আ যেহেতু পিসি টা বন্ধ করে ফেলি তখন পরে আবার ফোনটা হাতে নেই, এবং ফোনটা হাতে নিয়ে আসলে একটু সোশ্যাল মিডিয়াতে একটু হয়তো স্ক্রলিং করি, এই বিষয়টাই আসলে। তো আ এই এভাবে করতে করতেই আসলে ২ টা ৩ টা বেজে যায় আসলে বেশ অনেকদিন ধরেই আসলে এই সমস্যাটা হচ্ছে। তো এসে আসলে কি আ সমাধানের কোন উপায় যদি আসলে বলেন তো খুবই উপকৃত হতাম। কারণ বেশ অনেকদিন থেকেই কিন্তু আ আমি এই যে আমি বললাম যে আসলে আমার ইউনিভার্সিটি তে উপস্থিত থাকলেও মানে আমি কিন্তু অ্যাকটিভ থাকতে পারছি না। তো যার ফলে লাস্ট আমার সেমিস্টারে আমি বেশ অনেকটাই খারাপ আ ফলাফল হয় আসলে আমার তো আসলে যদি বলেন যে আসলে আ ঘুমের রুটিন টা আসলে কিভাবে ঠিক করব এবং আসলে এই যে পড়াশোনাটা আসলে ক্ষতি হয়ে গিয়েছে, সেটার কারণে। আর সেটা নিয়ে যদি আসলে কিছু পরামর্শ দেন আসলে কি করলে সেটাও আসলে আমি সমাধান করতে পারব। যদি একটু বলেন।
হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। হুম। জ্বি, জ্বি অবশ্যই। আমি বলব যে আপনি একদমই হতাশ হবেন না। আপনি বলছিলেন যে এটা থেকে পরিত্রাণের কোন উপায় আছে কিনা। জ্বি অবশ্যই আছে। আর উম আপনি যে নিজে থেকেই এটার জন্য একটা পদক্ষেপ নিয়েছেন আপনার মনে হয়েছে যে এটার জন্য কিছু করা দরকার এটাই কিন্তু বেশ অ্যাপ্রিশিয়েবল। তো আপনি বলছিলেন যে আম গেম খেলতে, খেলতে অনেকটাই দেরি হয়ে যায়। যেহেতু এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। এটা একবারে চেঞ্জ করাটা একটু কঠিন হবে আপনার জন্য। আমি বলব যে গেমের সময়টা যদি আস্তে, আস্তে করে কমিয়ে আনেন। যে আপনি ১ম এ হয়তো ২ ঘণ্টা খেললেন আ বা ০.৫ ঘণ্টা করে কমালেন। ১.৫ ঘণ্টা খেললেন, ১ ঘণ্টা খেললেন এভাবে করে আপনি প্রতিদিন যদি আম ১ ঘণ্টায় খেললেন। খেলে আপনার অন্যান্য কাজ করে একটু তাড়াতাড়ি ঘুমাতে গেলেন। এবার যে আ ফোন ঘুম না আসলে যেহেতু অনেকদিনের একটা অভ্যাস আপনি ঘুমাতে গেলেই ঘুম আসবে না খুব স্বাভাবিক। তো, আপনার মনে হবে যে ফোনটা নিয়ে একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করি। তো আপনি ফোনটা যদি একটু দূরে রাখেন, এবং এই ক্ষেত্রে আপনার যেই কাজটা পছন্দ এই যে ইলেকট্রিক্যাল জিনিসগুলো বাদে, আপনি আ একটু ডায়েরি লেখা হতে পারে বা কবিতা লেখার অভ্যাস হতে পারে অথবা প্রতিদিন ১ টা ২ টা বইয়ের আ আ পাতা পড়া আ বা একটু পেপার টা হয়তো সারাদিন দেখা হয়নি সেটা দেখা। এভাবে কিন্তু আ দেখতে পারেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে হয় যে আ একটা যেকোনো সারাক্ষণ তো একটা উত্তেজক খবর আ চলতেই থাকে ওখানে। তখনও কিন্তু মস্তিষ্কে মস্তিষ্কটা বেশ বেশি একেবারে আ হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। যার কারণে আসলে ঘুমটা আসতেও খুব দেরি হবে। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো যদি করেন তাহলে কিন্তু বেশ উপকৃত হতে পারেন।
হু, হু। হুম। হুম, হুম। হ্যাঁ। হুম। হুম, হুম। আচ্ছা। হু, হুম। হ্যাঁ, আসলে আমি এভাবে ভেবে দেখিনি যে আসলে, অ্যা হয়তো আমার ফোনটা আমাকে হয়তো এই যে ঘুম থেকে যে মানে, লেট করাচ্ছে আসলে ঘুমোতে যাওয়ার এবং ঘুমানোর সময়টা। তো এটা আমি আসলে বুঝে উঠতে পারিনি। কারণ, আ আগেও তো আসলে এগুলো ব্যবহার করতাম কিন্তু, অ্যা বেশ এ ইদানিং আসলে যে এটা মানে ঘুম না আসার কারণে আসলে যে এর ব্যবহারটা বেড়ে যাচ্ছে দিন, দিন। এর ফলে যে আসলে, আসলে, বেশি ঘুমের সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আসলে আমি বুঝে উঠতে পারিনি। অ্যা তো আসলে আপনি বললেন যে এটার ব্যবহার আসলে কমাবো। তো আচ্ছা, এছাড়া কি আর কিছু করা যেতে পারে? কারণ আ হয়তো আমি হয়তো এটা বন্ধ করে দিলাম তো এবং অ্যা ঘুমের হয়তো আমার ই ঠিক হয়ে ও যা হয়তো গেলো। কিন্তু, এই যে ক্লান্তি ভাবটা আসলে ঘুম থেকে উঠার পর যে আসলে ক্লান্তি ভাবটা আমার লাগছিল। তো, আ কি করলে আসলে মানে আমার ঘুম থেকে উঠে হয়তো একটু চাঙ্গা অনুভব হবে? এবং আ আমি হয়তো ইউনিভার্সিটি তে টাইমলি গিয়ে আমার সব বন্ধু-বান্ধবের মতো যে এত অ্যাকটিভ থাকতে পারবো, ক্লাসে মনোযোগী থাকতে পারবো। এই বিষয়টা বা একটু যদি কিছু করা যেতে পারে আসলে, আ কারণ আ ক্লাসে দেখি সবাই খুব অ্যাকটিভ। বন্ধু-বান্ধবরা যখন আড্ডা দিচ্ছে খুবই অ্যাকটিভ। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কোথাও হেলান দিয়ে মনে হচ্ছে যে একটু ঘুমাই। এই চিন্তাভাবনাগুলো আসছিল। তো এটার সমাধানে যদি একটু কিছু বলেন যে আসলে কিভাবে?
হুম, হুউ। জ্বী, জ্বী। হুম। হু, হু, হু। বুঝতে পারছি। জ্বী, জ্বী। জ্বী, অবশ্যই করা যাবে। আমার মনে হয় যে আপনি ঘুমের ব্যাপারটাই যদি ঠিক-ঠাক করে ফেলেন, তাহলে না অনেকটাই আপনি কিন্তু আ সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও আপনি যদি নিয়মিত একটু মেডিটেশন এর অভ্যাস করেন বা একটু শরীরচর্চা যদি করেন, সকালবেলা উঠে প্রথম দিকে একটু কষ্ট হবে। তো আপনি কিছুই আ মানে শরীরচর্চা যেগুলো কঠিন লাগে ওগুলো কিছুই করলেন না। জাস্ট একটু ছাদ থেকে হেঁটে আসলেন বা আশেপাশে সবুজের মধ্যে একটু হেঁটে আসলেন। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। তো উম চা কফি খাওয়ার যদি অভ্যাস থাকে, আমি বলব যে সকালবেলা উঠে আপনি একটা কফি খেতে পারেন। তবে বেশি ভালো হয় আপনি যদি কফি টা না খেয়ে আপনি আগের দিনে রাতের আ চিয়া সিড ভেজানো বা একটু হালকা কুসুম গরম পানিতে লেবু মধু এটা খেতে পারেন। আ বা শুধুমাত্র দারচিনি, এলাচ আ আ এগুলো দিয়ে, জিরা এগুলো দিয়ে ফোটানো পানিটা খেতে পারেন। আর যদি বেশি মাত্রায় কফি চা খাওয়ার অভ্যাস থাকে, আমি বলব যে ২ আ কাপ চা বা কফির আ বেশি হচ্ছে না নেওয়াই ভালো। এটাতেও ঘুমের একটা ইফেক্ট পড়তে পারে। যে ঘুম আসতে দেরি হতে পারে। আর টুকটাক ব্যায়াম করলে মেডিটেশন করলে বিশেষ করে আপনি যদি শুরুটা করেন ব্রিদিং প্র্যাকটিস দিয়ে, আ এটা খুবই সহজ এবং ৫ মিনিট ১০ মিনিটেই করে ফেলা যায়। খুব রিল্যাক্স লাগে। আ তো আমার মনে হয় যে এটাতে অনেকটাই উপকার হবে আপনার।
হুম। হু। হুম, হুম। অ্যাঁ হুম। নাহ। হু, হু। আচ্ছা। হু, হু। না, আসলে মানে আমি এই এই যে বেশ অনেকদিন থেকেই, মানে আ ঘুম থেকে ওঠার পর যে ক্লান্ত অনুভব করছিলাম, তো এটার কারণে কিন্তু আ মানে আসলে এটা আসলে কিভাবে আমি সমাধান করব, এসব চিন্তাভাবনা আসলে আসেনি মাথায়। এবং আ বুঝে উঠতে পারছিলাম না। তো আপনি এখন আমাকে বেশ আ অনেক কিছু পরামর্শ দিলেন। এবং এখন মনে হচ্ছে যে, হয়তো আ এই সমস্যাটা আমার সমাধান হয়ে যাবে। বিশেষ করে আপনি ঘুমের রুটিন টা আমার হয়তো ঠিক করে নিতে বললেন। এবং আ শারীরিক চর্চার কথা বললেন, মেডিটেশন এর কথাগুলো বললেন। আ এবং আসলে এই যে চা-কফির অভ্যাসটা, আসলে আপনি আমাকে বন্ধ করতে বললেন। বিশেষ করে সন্ধ্যার পরে। আ এবং আসলে স্ক্রিন টাইম টা অফ করতে বললেন। তো আসলে আমি এভাবে ভেবে দেখিনি, সত্য কথা বলতে। তো এখন মনে হচ্ছে যে, আসলে আপনার এই পরামর্শগুলো যদি হয়তো আমি আ কাজে লাগাই এবং করি আসলে, তো আ এই সমস্যাটা সমাধান হয়ে যাবে বলে মনে হচ্ছে। এবং এখন থেকেই হয়তো আমার, আ মানে মনের মধ্যেই আমি বুঝতে পারছি যে, এগুলো করলে হয়তো আসলে এই ক্লান্তি অনুভবটা আ দূর হয়ে যাবে। এবং আসলে আমি আবার হয়তো আগের মতো অ্যাকটিভ হতে পারবো। তো কি বলে যে, আসলে আপনাকে ধন্যবাদ দিব। তো আপনাকে এত ভালো, ভালো পরামর্শ দেওয়ার জন্য, আসলে অনেক ধন্যবাদ।
জি। হু, হু, হু। জি, আমারও মনে হচ্ছে যে আপনি কিন্তু আ বেশ অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এখন। আ তো রেগুলার এই ব্যাপারগুলো আপনি এখন মেইনটেইন করতে পারবেন বলেই মনে হচ্ছে। এবং আর এই ক্লান্তিটা বোধ করবেন না। তো অসংখ্য শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন।